হু, হু, হু। আপনি ঠিকই বলেছেন। আসলে বন্ধুত্বের মধ্যে এমনটা হয়েই থাকে হরহামেশা। অ্যা আমাদের কিছুদিন আগেও আমার বন্ধুর সাথে এমনটা হয়েছে। আমি আমার বন্ধুকে বেশ আ অনেকবার ফোন দিয়েছি। সে অ্যা ফোন receive ও করে নাই। পরবর্তীতে সে ফোন back ও করে নাই। এরপরে আমি তার সরাসরি তার বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে তার gate এ জোরে করে একটা লাথি দিছি। দিয়ে বলছি, "তোর কি হয়েছে? তুই কি মারা গিয়েছিস নাকি?" এমনটা আরকি বলছি আরকি। এরপরে সে দেখছি যে ঘুমাচ্ছে, আরকি। তো তার সাথে আমি ঘুম নিয়ে ঘুম নিয়ে আমার আ অনেকটাই কথোপকথন হইল, যে আসলে "তোরে এইভাবে ঘুমানো উচিত না।" তো সে বলছে যে, "কেনো? কি করব? কেনো ঘুমাব না? আব আমি তো বিয়ে করি নাই যে <chuckles> জেগে, জেগে, আমাকে সারাদিন কাজ করতে হবে।" এমনটা নিয়ে খুব আ একটা তুমুল আরকি মুখোমুখি হয়ে গেছি আমরা একে অপরের সাথে এই বিষয়টা নিয়ে।
হু, হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> আচ্ছা। ও আচ্ছা। হু, হু, হু। <chuckles> উ ওইটা আসলে আমার মনে হয় কি মানে, এটা হচ্ছে যে যেহেতু বন্ধুদের সঙ্গে আবেগজনিত সম্পর্ক থাকে এবং এ সেটা অনেক গভীর আবেগজনিত সম্পর্ক থাকে। ফলে যেটা হয় যে, একজনের দ্বারা আরেকজনের কিন্তু মানে সামান্য একটা বিষয়েও অনেক বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে অন্য কেউ আপনার ফোনটা না তুললে, আপনিও নিয়ে ভাবতেন না। যে ঠিক আছে ব্যস্ত আছে তুলছে না। পরে ফোন করলে করলো না করলে নেই। কিন্তু বন্ধু ফোন তুলছে না এটা কিন্তু সহ্য হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে, ধরুন আপনার বন্ধু অ অন্য কেউ যদি দেখা যাচ্ছে তার কোনো খোঁজখবর না নিতে ওটা নিয়ে কোনো হায় আফসোস নেই। আপনি হয়তো তার খোঁজ খবর নিতে একটু delay করেছেন বা নিয়মিত হননি। এ কারণে কিন্তু তার অভিমান জমে গেছে।
হু, হু, হু। হুম। আপনি ঠিকই বলেছেন। হু, হু, হু। হু, হু, হু, হু। হু, হু। হু, হু। <chuckles> হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে এমনটাই রয়েছে হয়তো। তবে আমার আর তার বন্ধুত্বটা আসলে অ অন্য রকমের আরকি। আমরা একে অপরের সাথে অ্যা খুনসুটি করি। এ বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে জেদাজেদি, রাগারাগি, হারহমেশা হয়েই থাকে আরকি। তারপরেও আ আমাদের বন্ধুত্বটা হু, হু, হুম। তবে আমাদের বন্ধুত্বটা আজও টিকে আছে এবং আমি চাই যে আমাদের বন্ধুত্বটা একদম আমাদের আমৃত্যু পর্যন্ত টিকে থাকুক। হ্যাঁ, এটাই চাই আরকি।
হু, হু। হু, হু, হু। ওটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। হু, হু। টিকে থাকুক। হ্যাঁ, আমরাও সেটাই চাই। কারণ হচ্ছে, আসলে মানে এটা তো স্বাভাবিক। আপনাকে হয়তো জীবনের প্রয়োজনে এখনো পর্যন্ত একসঙ্গে আছেন এটা খুবই ভালো লাগলো শুনে। জীবনের প্রয়োজনে হয়তো ভিন্ন, ভিন্ন, পথেও হাঁটতে হতে পারে। কিন্তু দিনশেষে বন্ধুত্ব থেকে যাওয়াটাই আসলে আসল ব্যাপার। ওইটাই আসল জিনিস।
হু, হু। হু, হু। হুম আপ হু, হু। আপনি ঠিকই বলেছেন। আসলে আপনার বন্ধুত্ব আ টিকানোর জন্য আপনি আপনি কি কোনো কখনো এই বি পা নিয়ে কখনো ভেবেছেন?

বন্ধুত্ব টেকানো বলতে আমি মনে করি, এটা হচ্ছে কি বন্ধুত্ব তো উভয় পক্ষের সম্পর্ক, উভয় পক্ষেরই টেকানোর মতো আন্তরিকতা থাকতে হয়। বন্ধুত্ব অন্য কিছু দিয়ে টেকে না। আসলে বন্ধুত্ব টেকাতে হলে আন্তরিকতা থাকতে হয়। আপনি ধরুন অনেক অর্থ খরচ করেও বন্ধুত্ব টেকাতে পারবেন না। যদি আপনার বন্ধু কোনো কারণে মনে হয় যে আপনি তার পিছনে যে অর্থটা ব্যয় করছেন, সেটাতে আন্তরিকতার কোনো ছাপ নেই। তাহলে কিন্তু আর আপনার সঙ্গে সে মিশবে না। আবার ধরুন, আ ধরুন আপনি আপনার বন্ধুকে একটা উপহার দিলেন। কিন্তু সে পরে জানতে পারল যে উপহার দেয়া লাগে তাই দিছেন, ঠেকায় পড়ে দিছেন বা কিছু। আসলে আন্তরিকতা থেকে দেন নাই। তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে বন্ধুত্বের সম্পর্কগুলায় ফাটল ধরে যায়। বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে, যেটাই করুন কম হোক বা বেশি, ছোট হোক বা বড় আন্তরিকতা থেকে করতে হবে। যাতে করে অপর পাশের মানুষটার কখনো ফিল না হয়। যে সে তো এই কাজটা আমার জন্য আন্তরিকতা থেকে করে নাই, করা লাগে তাই করছে।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, আপনি ঠিকই বলেছেন। হুম, হুম, হুম। <chuckles> হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে প্যা কিছু কিছু আ যারা পুরাতন যে বন্ধুগুলো রয়েছে, সে বন্ধুত্বগুলো নিঃস্বার্থই হয়। এজন্য আসলে অনেক টেকসই হয়। তবে বা বর্তমানে কিছু বেশ আ স্বার্থপর বন্ধুও রয়েছে। বর্তমান সমাজে বা চলার পথে অনেক সময় হয়ে যায়। হুম, হুম, হুম। তো সেক্ষেত্রে কি হয়, যে অনেক সময় কি হয়? যে একপক্ষ যখন আ তার পেছনে বিভিন্ন আ রেস্টুরেন্ট বিল থেকে শুরু করে আ বিড়ি, সিগারেট বা চা সেই বিল গুলো যখন দিতে থাকে। তখন বন্ধু একের ওপরের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। যখন বন্ধুত্বের মধ্যে যখন আ কেউ এই বিষয়টা যখন আ আর দিতে পারে না। সেক্ষেত্রে কি হয়? যে বন্ধুত্বটা অনেক সময় বজায় থাকতে পারে না। অনেক আ সময় আর টেকে না আর কি। এই ব্যাপারটা ঘটে থাকে আর কি।
হুম, হুম, হুম। হুম, হুম। সে তো আছেই। হু, হু। <chuckles> হু, হু। হু, হু, হু। না, এইটা হচ্ছে কি আমি আমি আমি যেটা মনে হয় যে আসলে এইযে যেটা এটা হচ্ছে আসলে পির গ্রুপ। বন্ধুত্ব জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমরা যাদেরকে চিনি বা যাদের সাথে মিশি এরা সবাই আসলে আমাদের বন্ধু না। এরা সবাই আমাদের পরিচিত, কিন্তু সবাই আমাদের বন্ধু না। এখন পরিচিত মানুষদের যেটা হয়, যে আপনিও প্রতিদিন বসছেন, তাদের সাথে আড্ডা দিচ্ছেন, একটা সময় পার করছেন, তারাও বসছে। তারা ১০ দিন খরচ করলে আপনি একদিন খরচ করবেন সেটা তাদের এক্সপেকটেড থাকে। তাই না? এখানে কিন্তু আপনার সঙ্গে তাদের হচ্ছে জাস্ট তাদেরও একটা অবসর সময় আছে। সেটা পার করতে হবে। আপনারও অবসর সময় আছে সেটা পার করতে হবে। একসাথে বসে পার করতেছেন। বন্ধুত্ব জিনিসটা কিন্তু ডিফরেন্ট। আপনার বন্ধুর সঙ্গে হয়তো আপনার একসাথে অবসর সময় পার করা নাও হতে পারে, কিন্তু বন্ধুত্ব থাকতে পারে। আমি মনে করি এটা অনেকটা হচ্ছে আ ইয়ার মতো। যে আসলে আপনার রিয়াল লাইফ সিচুয়েশন এ যখন আপনি একটা ভালো-মন্দ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন। তখনই টের পাবেন যে কে বন্ধু আর কে বন্ধু না।
হুম, হুম। হুম, হুম। হুম, আপনি ঠিকই বলেছেন। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। হুম।

Hello ভাই, শুভরাত্রি। আপনি কেমন আছেন?
Hello, আমি ভালো আছি। আপনার কেমন চলছে দিনকাল?
এইতো দিন যাচ্ছে, রাত আসছে এভাবেই আর কি। আসলে প্রচণ্ড গো রোদ তো, ওইজন্যে আসলে আহ! জীবনটা আসলে বা কেমন জানি হয়ে গেছে আর কি, রোদের আ প্রচণ্ড তাপে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। মানে হি humidity-তে অসহ্য হয়ে গেছেন বুঝতে পেরেছি। আসলে হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এরকম তাপদাহ যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
হুম। হুম, হুম, হুম।
তো তারপর স কেমন কি কাটলো পুরো সপ্তাহটা? কোথাও যাওয়া হয়েছিল? বন্ধুদের সঙ্গে আড্ডা-টডডা দেওয়া হয়েছিল?
হ্যাঁ, আসলে বা কর্মজীবনে প্রায়ই আর কি বন্ধুর সাথে আড্ডা দেওয়া হয়। তবে বন্ধু আসলে আমার বন্ধুটি শুধু আজকের জন্য নেই। সেই ছোট্টবেলা থেকে যখন আমি class 1 এ পড়ি, একসাথে পড়তে হয়েছিলাম স্কুলে। সেই থেকে আ এবং university একসাথেই যাত্রা এবং এখন পর্যন্ত কর্মজীবন একসাথেই আরকি করছি, খুবই দারুণ। আচ্ছা, আপনার কি এমন বন্ধুত্ব রয়েছে?
হুম, হুম, হু। আচ্ছা, আচ্ছা। হু, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। উম, বাবাহ! আচ্ছা, আচ্ছা। <tsk> আমার ঠিক অত পুরনো ছোটবেলা থেকে নেই but আমারও আছে, মানে কিছু বন্ধু। যেমন, অ্যা কলেজে একটা আমার বন্ধু হয়েছিল, আ that is still, ah in my, we are in still in touch. এখনও আছি আরকি, পরস্পর সঙ্গে যোগাযোগ রাখা হয়। খুব ভালো লাগে, মানে যখন ওর সঙ্গে কথা হয়। আর মন খারাপ হোক, ভালো হোক ওর সাথে টুকটাক কম বেশি কথা বলাই হয়।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা।